জি, জি, ভাই।
আমরা যদি আমরা একটা শিক্ষকের সাথে যদি মেলামেশা করি বা ঘোরাফেরা করি, দেখা যাবে যে উনি যেভাবে তার নিজের জীবনযাপন করছেন, অ্যা একজন সৎ শিক্ষক যেভাবে জীবনযাপন করেন, উনার মতো কিন্তু আর কেউ জীবনযাপন করে না। একটা সাধারণ একটা আ সততার মাধ্যমে একটা তিনি আ তার জীবনটাকে পরিচালনা করে যাচ্ছেন। তো আসলে অনেক সময় আমরা তার সাথে সা থাকলেও, তার সাথে যদি আমরা কোথাও একটা ধরুন একটা আমরা আ বাজারে গেছি তো ওখানে য যাওয়া মাত্র হচ্ছে যে আ একটা কোনো আ ব্যাপারে বা কোনো কিছু আমরা জানতে পারলাম নতুন, হ্যাঁ? তো আসলে অ্যা ব্যাপারটা হচ্ছে যে অ্যা বাস্তব জীবনে কিন্তু তার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। যেটা আমি বলতে চাচ্ছি যে শুধু স্কুলেই সীমাবদ্ধ থাকা উচিত নয়।
জি, জি। জি, জি। হ্যাঁ। জি, জি। না ভাই। তা তো অবশ্যই। হুম, হু। হুম, হু। হ্যাঁ। হু, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জি, জি, জি। তা তো অবশ্যই। হুম, হুম। হ্যাঁ, আসলে। তা তা তো ঠিক। আসলে